আচ্ছা, আপনি কি মনে করেন আজকের শিশুদের স্ক্রিন-টাইম মোবাইল ফোনের ক্ষেত্রে খুব বেশি বেড়ে গিয়েছে?
হ্যাঁ আসলে এটা একদম জরুরি একটা বিষয় আসলে এই জিনিসটা। কিন্তু আমি বলবো যে মানবজাতির জন্য একটা বিশেষ খারাপ জিনিস ডেকে আনতেছে আরকি। কারণ শিশুদের এই স্ক্রিন-টাইমটা এতটাই বেড়েছে। অ্যা মানে আগে কখনোই দেখা গেছে ও ছেলে-মেয়েরা ব মানে সবারই আসলে বেড়ে গেছে আরকি স্ক্রিন-টাইমটা বলতে গেলে।
একদমই ঠিক বললেন। একদম। বেশ চমৎকারভাবেই কিন্তু বললেন যে আসলে এইযে স্ক্রিন-টাইম আ শিশুদের ক্ষেত্রে বেড়ে গিয়েছে। এবং আ বড়দের ক্ষেত্রেও যেমনটি বললেন যে আসলে বেড়ে গিয়েছে। তো আপনি মনে করেন কি মনে করেন যে আসলে ব্যা দিনে বা গড়ে আসলে কত সময় ধরে আসলে স্ক্রিন টাইম আসলে আ ব্যবহার করা বা কোন সীমা সীমারেখা রাখা উচিত কিনা?
হুম আসলে বিষয়টা কি মানে স্ক্রিনটারে কিন্তু আমরা চাইলে বাদও দিতে পারতেছি না। কারণ দেখা গেছে একটা বাচ্চা ছেলেকে যদি আমরা মোবাইল ফোন থেকে, স্মার্টফোন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখি, তাহলে সে কিন্তু আ বর্তমান যে যুগটা আছে সেটার সাথে চলতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু একটু মানে যদি আ সমস্যা আছে। তাকে মানে একটু হলেও কিন্তু তাকে স্ক্রিন টাইম দিতে হবেই। এটা হচ্ছে কথা আরকি, মানে দেওয়া উচিত। কারণ ultimately সে তো মানে পৃথিবীর মানুষের সাথে, সমাজের সাথে চলতে হবে তো। এগুলা তো বুঝতে হবে যে কি চলছে।
হ্যাঁ একদমই ঠিক বললেন। মানে এইযে ব্যা মানে যেহেতু ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে, সেইজন্য আসলে বে এটা ব্যবহার করাটা প্রয়োজন রয়েছে যেমনটি বললেন আপনি।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আসলে এটাই আছে। তবে আ সময়টা একটু মানে কমিয়ে আনা বা একটা নির্দিষ্ট একটা মনে করেন, আমি বলব যে অ্যা মানে একটা টাইম দেওয়া উচিত। যে এই টাইম থেকে এই টাইমে সে দেখবে। এরপরে আর কোন স্ক্রিন সে দেখবে না আরকি। এটা এটা করা যেতে পারে।
বেশ চমৎকারভাবেই বললেন যে আসলে স্ক্রিন-টাইমের এর ক্ষেত্রে বাচ্চাদের বা শিশুদের বা যেইকোন বয়সেরই হোক না কেন। তারা কিছুটা নিয়মের মধ্যে যদি থাকে তাহলে ভালো হয়। তো আপনার মতে কতক্ষণ মানে আ ঘড়ি ধরে যদি আসলে অ্যা দেখা যায় যে আসলে কতক্ষণ আসলে ব্যবহার করলে, সেটা আসলে ব্যবহারের যথাযথ আসলে ব্যবহার হবে বলে আসলে আপনি মনে করছেন আরকি স্ক্রিন-টাইম নিয়ন্ত্রণের ক্ষেত্রে?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এ এর এটা নিয়ে উম এটা নিয়ে মানে খুব আ সম্প্রীতি এটা নিয়ে গবেষণা হয়েছে আরকি। যে বাচ্চাদেরকে আসলে কতটুকু স্ক্রিন-টাইম দেওয়া উচিত? এইগুলা মানে আপনার মনে করেন তার চোখের সমস্যা, মানসিক সমস্যা এগুলা মিলিয়ে বিভিন্ন কিছু মিলিয়ে বা আবার এখন তো সমাজের সাথে চলতেও হবে। এই যে সবকিছু মিলিয়ে মোটামুটি আপনার যেই বাচ্চাগুলো যেমন, বাচ্চারা কখন থেকে বুঝতে শিখায় শিখে আরকি? আ ৩ বছর, ৪ বছর থেকে মানে একটু মোটামুটি দেখা গেছে এখনকার মোবাইলটা দিলে একটু বুঝে সে। আচ্ছা, ঠিক আছে এটাও নতুন কিছু একটা। তো সে তাদের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ১ ঘন্টার বেশি দিতে কিন্তু মানা করা হয়েছে।
একদমই ঠিক। বেশ অ্যা দারুণভাবেই কিন্তু আ বললেন, যে অ্যা বাচ্চাদের ক্ষেত্রে তাদের বয়সের কিছু সময় আ সময়সীমা রয়েছে। যেমন ৩ বছর যদি আসলে হয়, সেইক্ষেত্রে তার স্ক্রিন-টাইম ১ এ ঘন্টা আসলে সে দেখতে পারবে বা এটা করলে আ আ
গবেষণা থেকে এসেছে। হ্যাঁ। যা সর্বোচ্চ এটা। মানে এটা যদি মানে আরো কম হইলে আরো ভালো। কিন্তু সর্বোচ্চ ১ ঘন্টা, এর বেশি যেন না দেয়া
উম বেশ দারুণভাবেই কিন্তু আসলে বলেছেন। তো দেখা যায় যে আসলে পরিবারের মধ্যে এই যে আসলে বাচ্চারা আসলে স্ক্রিন-টাইম অনেকক্ষণ আসলে ব্যবহার করছে। তো এর জন্য কি আপনার পরিবার কোন আ পরিবারের মধ্যে কি কোনো নিয়ন্ত্রণের জন্য কোনো সময়সীমা বা কোনো নিয়ম কি রয়েছে কিনা? আপনার ক্ষেত্রে বত যদি বলতেন?
হ্যাঁ আসলে আছে। আমার পরিবারে আমার আ বোনের ২ টা ছেলে আছে। তো ওই ছেলের মধ্যে ১ টার বয়স হচ্ছে ১২ বছর, আরেকটার বয়স আপনার সবে ৩-৪ বছর হয়েছে আরকি। তো দুজনের কিন্তু স্ক্রিন টাইম টার মানে সময়টা আলাদা।
বেশ দারুণ ব্যাপার।
ঠিক আছে? তো দেখা গেছে যেটা ১২ বছর সে তো স্কুলে পড়ে। আর এখনকার কিন্তু স্কুলে থেকেও দেখা যায় যে কম্পিউটারের বিভিন্ন কাজ কর্ম এগুলোর বিভিন্ন কিছু থাকে আসলে। য যেটা আমরা হয়তো পাইনি, কিন্তু এ এখনকার যুগে কিন্তু পাইতেছে। তো তার ক্ষেত্রে বিষয়টা আলাদা। আর যে বাচ্চাটা আছে তাকে এখন বর্তমানে মানে আমি বলি আরকি উপদেশ দেই আমার বোনকে, যে একদমই ফোন না দেখাইতে আরকি। একদমই যেন একটুও দেখার দরকার নাই। আ সে যখন প্রথম স্কুলে ভর্তি হয়, মানে মনে করেন প্লে বা নার্সারিতে। তখন হয়তো একটু, একটু করে দেখানো যেতে পারে বিভিন্ন ফোনের ব্যবহারগুলা। এও ওই যে রিলস বা Facebook বা এই Twitter এগুলা না। এগুলা মনে করেন আ কিডস এর কিছু এ কনটেন্ট থাকে না? এগুলা দেখানো যেতে পারে আরকি আসলে।
বেশ দারুন। বেশ অ্যা দারুণভাবেই কিন্তু বললেন যে, বাচ্চাদের ক্ষেত্রে এই যে আসলে শিশুদের ক্ষেত্রে নিয়ন্ত্রণের যে ব্যাপারটি পরিবারের মধ্যে, সেটা কিন্তু খুব সতর্কতার সাথে আসলে নিতে হয়। এবং ভালো যে দিকগুলো সেটা নিয়েই কাজ করতে হয়, যেমনটি আসলে আপনি বললেন। তো কখনো কি আসলে এমনটা হয়েছে আপনার ক্ষেত্রে? যে আসলে শিশুদের স্ক্রিন নিয়ন্ত্রণ অ্যা ব্যবহার করতে কোন কার্যকারী পদ্ধতি অবলম্বন করেছেন? এমনটা কি কখনো হয়েছে?
আসলেই। হ্যাঁ। এটা আসলে পড়েছি। কিন্তু আসলে বিষয়টা কি জানেন তো ওই মোবাইল ফোনের যে স্ক্রিনটা আছে, এটার প্রতি যে পরিমাণে আসক্তিটা তৈরি হয়, আ এখন বর্তমানে আর কোন কিছুই যেমন মনে করেন একটা গল্প বলা আগে কি আ কি হইতো? নানা, নানি নানা, নানিরা কিন্তু আমাদের বিভিন্ন গল্প বলত, তাই না? আ দেখা গেছে আমরা ছবি আঁকতাম। মাটি নিয়ে খেলতাম বিভিন্ন কিছু। তো এই যে ঘটনাগুলা বা এই যে কর্মগুলা এইগুলোর থেকে আমি বলবো যে অনেক বেশি আনন্দ পায় হচ্ছে যে মোবাইল টিপলে।
একদমই ঠিক।
তো দেখা গেছে যে আপনার অন্য কোন প্রতিস্থাপন করলে অন্য কিছু দিয়ে যদি প্রতিস্থাপন করতে চাই অতটা লাভ কিন্তু হয় না। খুব কষ্ট হয় আসলে আ যে ছেলে হ্যা।
একদমই ঠিক বলেছেন। তো বেশ এ দারুণভাবেই কিন্তু বললেন। যে কিভাবে আসলে নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে কার্যকরী যে ভূমিকাগুলো, সেগুলো আ নির্দিষ্টভাবে যদি আসলে পালন করা হয় সেইক্ষেত্রে কিছুটা স্ক্রিন-টাইম নিয়ন্ত্রণ করা যায় বাচ্চাদের ক্ষেত্রে যেমনটা আসলে আপনি আ বোঝালেন আরকি। তো দেখা যায় যে আসলে আপনার কাছে কি মনে হয়? যে আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে মুঠোফোন বা স্মার্টফোন এগুলো ব্যবহার করা উচিত রয়েছে? না একেবারে আসলে তাদেরকে বা বাচ্চাদেরকে আসলে এখান থেকে বিরত রাখাটাই আসলে সর্বোপরি উত্তম বলে হবে বলে আপনি মনে করছেন?
যে ছেলেটা আপনার মনে করেন এ হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হুম। করা যেতে পারে আসলে। আ আসলে আমি মনে করি যে এখান থেকে বাচ্চাদেরকে তো বিরত রাখাটা মানে ঠিক না। তাদেরও তো অধিকার আছে। অ্যা যে, যে যুগটা চলতেছে, ওই যুগের সাথে আ মানে চলাটার, তাই না? আমরাও তো দেখা গেছে যে একসময় টিভি ছিল না পৃথিবীতে কোথাও। যখন টিভি আসছে তখন যেই আ জেনারেশনটা একটু বয়স্ক ছিল তারা বলতো যে "এই লোকজন সব টিভি দেখে নষ্ট হয়ে যাচ্ছে।" ঠিক আছে? আবার যখন ডিস আসলো <scoffs> যখন ডিস আসলো, অনেকগুলো চ্যানেল আসলো, তখন কিন্তু অনেকেই বলত যে "এই যে ডিস হচ্ছে যে সবচেয়ে খারাপ জিনিস। কত কিছু এটার ভেতরে।' এখন আবার আমরা বলি যে "পোলাপান অন্তত মোবাইল না টিপুক অন্তত টিভি দেখুক।" ঠিক আছে? তো এভাবেই কিন্তু আসলে পরিবর্তন হতেই থাকবে। তবে ওই যে যুগের সাথে তাল মেলাতে হলে একটু হলেও মানে তাদেরকে মোবাইলের সাথে বা ল্যাপটপ বা ট্যাবলেট এইগুলোর সাথে একটু পরিচিতি লাভ করাইতেই হবে আরকি।
একদমই ঠিক বললেন। একদমই ঠিক বলেছেন। খুবই, খুবই দারুণভাবে কিন্তু আপনি আ বোঝালেন যে, আসলে এই যে আসলে শিশুদের ক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তাকে কিন্তু আসলে বা যে ধরনের আসলে স্ক্রিন-টাইম বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বা প্রযুক্তিগত যে দিকগুলো আছে, সেগুলো কিন্তু তাকে ব্যবহার করতে হবে। এবং আ তার পাশাপাশি বললেন যে আসলে নিয়ন্ত্রণ রেখে আসলে সেটা করতে হবে। তো আপনার কাছে আসলে কী মনে হয়? যে আসলে আ যখন আসলে বা বাচ্চাদের ক্ষেত্রে আপনি যখন স্ক্রিন-টাইম আপনি আ মোবাইল ফোন তাদেরকে দেন, তখন কি কোনো আ নির্দিষ্ট সময় আ ঠিক করে দেন? যেমন আ শুধু স্ক্রিনে পড়াশোনাই করতে হবে। বা তোমাকে আসলে এটা, এটা করতে হবে। তো এইরকম কোনো কিছু বাধ্যবাধকতার মধ্যে কি আসলে মুঠোফোন বা স্মার্টফোন দেওয়া হয় কিনা?
হ্যাঁ, আসলেই। হুম। জি, জি। আসলে অ আমার যে যেটা মানে ছোট পরিবারের ২ টা স ছোট সদস্যের কথা বললাম। তাদের ক্ষেত্রে কিন্তু ২ টাই ভিন্ন, ভিন্ন। যেমন বড় ছেলেটা কিন্তু আপনার মানে স্কুলের বিভিন্ন কাজ-টাজ করে। তো সেইক্ষেত্রে তাকে স্কুলের কাজগুলা করার জন্য যতটুকু সময় লাগে অতটুকু কিন্তু তাকে কম্পিউটারটা দেয়া হয়। অ্যা তারপরে যেমন হ্যাঁ, হ্যাঁ। তারপরে যেমন কি করি আ সেটা হচ্ছে যে যেমন তার একটা শখ যে সে হচ্ছে যে মানে কম্পিউটার প্রোগ্রামিং শিখবে, কোডিং শিখবে এগুলা তার শখ। তো দেখা গেছে যে ১ টা ঘন্টা ১.৫ টা ঘন্টা তাকে এভাবে কম্পিউটারটা দিয়ে রাখি। যে ঠিক আছে তুমি নিজের মত করে গবেষণা করে বের করে, করে পড়ো। তো সে দেখা গেছে <chuckles> সে দেখা গেছে এই সে কিন্তু এই ১২-১৩ বছরের মধ্যে আপনার মাইক্রোসফট যে ওয়ার্ডের যে কাজগুলা, মানে অফিসের যে কাজগুলা সেইগুলা কিন্তু সে পারে। যেমন আপনার অ্যা সে টাইপিং করতে পারে। তারপরে সে হচ্ছে যে আপনার ওই আ একটা আছে না এক্সেল? হ্যাঁ, এক্সেলের কাজ সে পারে। তো আস্তে, আস্তে দেখা মানে সবটা না পারলেও কিছু পারে আরকি। যতটুকু ১২ বছরের একটা ছেলে পারা দরকার, অতটুকু হয়তো সে পারে। আস্তে, আস্তে অনেক কিছু হবে। তো এইটা বললাম আরকি যে আসলে আপনার আ শুধু স্কুলের কাজ না, একটু এক্সট্রা দেওয়া যেতে পারে। কিন্তু কি করবে? এটা হচ্ছে দেখার বিষয় আরকি এখন।
উম বেশ দারুণ, দারুণ! বেশ চমৎকার ব্যাপার কিন্তু। খুবই দারুণ ব্যাপার। খুবই দারুণভাবে কিন্তু বললেন যে বাচ্চাদের ক্ষেত্রে অযথা সময় না নষ্ট করে বা স্ক্রিন-টাইম যদি বাড়ে, সেক্ষেত্রে তার স্কিল আপ করা বা কোন একটি দক্ষতা শেখার পেছনে যদি সময় ব্যয় করে সেটা কিন্তু তার ক্যারিয়ার এবং অ্যা জীবন গড়তেও সাহায্য করে, যেমনটা আপনি বোঝালেন। তো কখনো কি এরকমটা হয়েছে যে আসলে আ দেখছেন যে আপনার কোনো ভাগিনা বা পরিচিত কেউ বা শিশুদের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্নভাবে এই যে মুঠোফোন ব্যবহার করছে বা স্ট্রি স্ক্রিন টাইম কিন্তু বেড়েই চলেছে। তো সেক্ষেত্রে বিকল্প কোনো কাজ তাদেরকে আসলে দাওয়া হয় কিনা? যেমন খেলা, বই পড়া বা গল্প? এইরকম করে কি আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন কখনো?
একদম, একদম। হ্যাঁ। আমি তো অনেকবারই চেষ্টা করেছি। যেমন আমার আ ছোট ভাগিনা একটু মোবাইলের প্রতি কিছু করলেই আমি ওকে নিয়ে দেখা গেছে খেলাধুলা করি। ওর যে খেলনা-টেলনা আছে অনেকগুলো খেলনা ওর। তো ওইগুলো নিয়ে আমি খেলা শুরু করে দেই। এ কী হয়? একটু পরে ঠিকই আসে, আইসা আমার সাথে একটু খেলাধুলা করে। তারপরে গ আর গল্প বলাটা আসলে এখন আ একদমই চলে না আর কি। কি বলবো আর বা বই পড়া যে ওদের সামনে বই পড়বো ওরা অ্যা বই
হুম। বেশ চমৎকার! এট এটা একদমই ঠিক বলেছেন ব আ
<chuckles> <scoffs> জি, জি।
তো আসলে অ্যা যেমনটা আসলে বলছিলেন যে আপনার হচ্ছে স্ক্রিন-টাইমের ক্ষেত্রে যেমন আ গল্পটা কিছুটা আসলে কমে গিয়েছে। এবং তারপরেও আসলে বিকল্প হিসাবে খেলাধুলা করার যে অ্যা নিয়মগুলো, সেটাও কিন্তু মানার চেষ্টা করান আপনার শিশুদের ক্ষেত্রে আরকি। তো দেখা যায় যে হচ্ছে বা যখন আসলে এগুলো করছেন বা তারা যখন আসলে এগুলো করছেনা বা আপনারা যেইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, সেটা আসলে হচ্ছে না বা অভিমান করছে বা রেগে যাচ্ছে, তখন আসলে কীভাবে সামলান বাচ্চাদেরকে?
হ্যাঁ। সেটাই, সেটাই। ইস! এটা যে কি একটা মানে কঠিন সময়ের কথা আপনি বললেন আসলে। আ আমার উম ২ ভাগিনার ক্ষেত্রে দেখা গেছে ছোটবেলা থেকেই ওদেরকে একদম অন্যভাবে তৈরি করা হচ্ছে। কিন্তু আমি দেখি, বুঝছেন? প্রায় সময় যে মোবাইলতে মোবাইলটা হাত থেকে নিলে, এত জোরে চিল্লাচিল্লি করে! মানে বাবা-মা অসহায় হয়ে আবার কিন্তু মোবাইলটা ঠিক হাতে দিয়ে দেয়। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় কি
এক কথায় মানে বা বাধ্য হয়ে আর কি। যে আসলে <chuckles>
বাধ্য হয়ে, বাধ্য হয়ে আসলেই। কিন্তু এটার দোষটা কিন্তু আমার বাবা-মা'রই। কারণ একদম ছোটবেলার থেকে তাকে কেনো দিলো? এটা হচ্ছে কথা। আর কেন দিল? এটারও এটার পিছনেও কারণ আছে আসলে। এটা মানে এই ঘটনাটা কিভাবে ঘটে? এটা কিন্তু আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করেছি আরকি।
খুবই দারুণভাবে কিন্তু বললেন যে আসলে আ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা এই যে আসলে ব্যাপারগুলো যখন লক্ষ্য করেন বাচ্চাদের ক্ষেত্রে বা অভিমান বা রেগে যায়, তখন আসলে কীভাবে সামলান? সেটাই কিন্তু আসলে ব্যাখ্যা করলেন বা ব্যক্ত করলেন। তো দেখা যায় যে হচ্ছে আপনার আসলে কখনো আ শিশুরা কোনো একটি মোবাইল ফোন কিন্তু আসলে ব্যবহার করে। তো আপনি কি সর্বদাই তার কাছে থেকে দেখার চেষ্টা করেন যে সে কি করছে? নাকি সে একা, একাই বেশিরভাগ সময় স্মার্টফোন বা স্ক্রিন-টাইম ব্যবহার করে?
হ্যাঁ, হ্যাঁ। তা তুমি ফোনটা দেওয়াই হবে না আরকি যেকোনো মূল্যে কোন ভাবে। যতই আপনার parental lock থাকুক অথবা যতই আপনার YouTube এ আ YouTube Kids থাকুক, যাই থাকুক বাচ্চারা বিশেষ করে মানে ৫-৬ বছর পর্যন্ত বা ১০ বছর পর্যন্ত আমি বলব যে বাচ্চারা ফোনে কি করতেছে? সেটা অবশ্যই দেখা উচিত কারো না কারোর। কি দেখতেছে? হ্যাঁ তার মানে কি একটা জিনিস কি জানেন তো? আ বাচ্চাদের যে খালি ১৮ প্লাস জিনিসপত্র দেখানো যাবে না এমন না। এখন বর্তমানে কিছু কনটেন্ট বের হয়েছে যেগুলারে বলে Brain Rot। মানে ম মগজ পচাইয়া দেয় এরকম। মানে আগা নাই মাথা নাই এরকম কনটেন্ট বের হইছে। তো এইগুলা যদি সামনে আসে, এগুলাও কিন্তু তাদেরকে দেখানো যাবে না আসলে সত্যি কথা যেইটা। আ এই সচেতন থাকতে হবে আরকি।
এটা কিন্তু একদমই ঠিক বললে একদমই ঠিক বলেছেন। একদমই, একদমই। আসলে বেশ চমৎকারভাবে বললেন যে আসলে কোন দিকগুলো বাচ্চাদের ক্ষেত্রে এড়িয়ে চলার যে ব্যাপারগুলো নিয়ে আপনি খুবই দারুণভাবে বললেন। তো আপনার কাছে কি মনে হয়? যে আসলে এই যে আসলে স্মার্টফোন বা বিভিন্ন যে ব্যা ডিভাইস গুলো এসেছে। এটা কি আসলে বাচ্চাদের ক্ষেত্রে মানে বেশিই ক্ষতিকারক? না কিছু, কিছু ক্ষেত্রে বেশ আ ভালোই হচ্ছে আরকি?
জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। না আমি যেমন আমার ব্যক্তিগত একটা মতবাদ আছে যে আজ থেকে এখনতবো যে জেনারেশন টা চলতাছে এটাকে বলে হচ্ছে যে কি মিলিনিয়া ও ইয়া জেনারেশন জেড নাকি? না জেন-জি না তো এটার নাম কি জানি? আলফা হ্যাঁ। জেনারেশন আলফা চলতেছে এখন। তো আলফারা আলফাদের মধ্যে আপনার সবচেয়ে বেশি আ সফলতা লাভ করবে তারাই, যারা হচ্ছে এই মানে মোবাইলের ভেতরে রিলস দেখে নাই আরকি ছোটবেলা তারাই। কারণ যারা এরকম রিলস দেখে ছোটবেলায় তাদের ব্রেইনটা ওইরকমভাবে ডেভেলপ হইতে পারে না। এটা আসলে বৈজ্ঞানিকভাবে বলে আরকি। আমি তো ব বিশ্বাস করি অবশ্যই। তো বৈজ্ঞানিকভাবেও এটা প্রমাণিত যে বেশি রিলস দেখলে বাচ্চা সময়ে, ওদের মনোযোগ, ওদের আ চিন্তা করার ক্ষমতা এগুলো সব হ্রাস পেয়ে যায়। তো আমি মনে করি যে আসলে স মানে এটা কমানো উচিত আরকি। একদম কন্ট্রোল করা উচিত।
আচ্ছা বেশ চমৎকার ব্যাপার! তা কিন্তু একদমই ঠিক। তো বেশ আ চমৎকারভাবেই কিন্তু বললেন যে আসলে এই যে শিশুদের ক্ষেত্রে আ বিভিন্ন স্ক্রিন-টাইম অ্যা নিয়ন্ত্রণের যে উপায়গুলো রয়েছে। যেমন আপনি বললেন যে আসলে কীভাবে আসলে আপনারা আ ভাগিনাকে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন? বা অনেক ক্ষেত্রে আসলে এই যে আপনি মুঠোফোন বা স্মার্টফোন তাদেরকে দেওয়া হয় বিভিন্ন স্কিল শেখার জন্য। তার পাশাপাশি কিন্তু দেখা যায় যে যখন আসলে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করবে, সেটা যেন যথাযথ বা নিয়ম আ তান্ত্রিকভাবে যেন সে ব্যবহারটা হয়, সেটা নিয়েও কিন্তু বেশ চমৎকারভাবেই কিন্তু আপনি বললেন। তো আপনার সাথে আসলে এই যে ব্যাপারগুলো নিয়ে কথা বলতে পেরে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। তাই আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। ভালো থাকবেন।
হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। একদম। উম জি, জি। আসলেই। হুম। জি, জি। আসলে আ বলতে গেলে এই মানে প্রযুক্তি কিন্তু ভালো দিকটাই নিতে হবে আর কি। খারাপ দিকটা যদি নেয় তাহলে তো ধ্বংস অনিবার্য, সামনের ভবিষ্যৎ ও অন্ধকার। তো আপনার সাথে কথা বলতে পেরে অনেক ভালো লাগলো। বিশেষ করে এই এটার সর সতর্কতার বাণীটা আমি পৌঁছাইতে পারলাম। অনেক ধন্যবাদ আসলে আপনাকে।
একদম, একদম।